ব্যায়াম, শরীরচর্চা
জ্বী।
কে যে খেলাধুলা এটা কিন্তু আমরা বন্ধুরা মিলে করতে পারি। একটা দল তৈরি করতে পারি, তাইলে কিন্তু আরো এটা অনেক ভালো
অ্যা হ্যাঁ, ভাই। তা তাহলে আরেকটু বেশি ভালো মোটিভেশন পাওয়া যায় আরকি, ভাই।
আনন্দের সাথে, অ্যাহ আনন্দের সাথে কিন্তু এগুলো করা যায়। <chuckles>
উ জ্বী, ঠিকই বলছেন। তো, অবশ্য সবার ক্ষেত্রে আসলে গ্রুপ তো করা হয়ে ওঠে না। যেমন আমার ক্ষেত্রে হয়ে ওঠে না। তবে একা, একা এখন ঘরোয়া পদ্ধতিতে করছি। তো ভবিষ্যতে আশা করি যে আ আমি কোন একটা জিমে আরকি ভর্তি হয়ে যাবো ভাই।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <chuckles> আ জিমে ভর্তি হলে আসলে আরো একটা সুযোগ-সুবিধা পাবেন। বিশেষ করে আপনার সাথে, একজন ট্রেনার থাকবে
উম জ্বী। আ হ্যাঁ। আর <chuckles>
এই এ কোচ মনে করেন যে আপনাকে সবসময় এটা আপনি আপনি একটা জিনিস পাচ্ছেন না ও শিখায় দিবে। কিভাবে, কিভাবে করা যায়। যাই হোক সুন্দর একটা রুটিন করে দেবে আপনাকে।
উ জ্বী। আ জ্বী, সাথে জ্বী, সাথে মোটিভেশন ও পাওয়া যাবে আরকি বাকিদেরকে দেখে যে, আ তারা যেমন আসলে সুস্থ থাকার জন্য যে পরিশ্রমটা করছে। তো আমিও করি আরকি। আমার কাছে এটাই মনে হয় আরকি। এজন্য জিমে ভর্তি হওয়াটাই ভালো।
হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু। অ্যা হ্যাঁ, আমার কাছে তো আসলে এটা মনে হয়। <chuckles>
উ জ্বী। তবে মানসিক স্বাস্থ্যের জন্য আমি বলব যে ভাই ব্যায়ামের গুরুত্ব অপরিসীম ভাই। কারণ আপনি যেমন ১ম টাই বললেন যে আত্মবিশ্বাস বাড়ে। উম আ আত্মবিশ্বাসটা না থাকার কারণে আসলে মানসিক সমস্যাগুলো শু আ শুরু হয় ভাই। যে
এ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এভাবে মানুষ স কিন্তু হত্যাশাগ্রস্ত হয়ে যায়।

জ্বি ভাই। আপনার প্রোটিন খাবারের ভিতরে তো আমার কাছে মনে হয় যে, আ যারা একা, একা থাকে তাদের জন্য আসলে ডিমটা আরকি সবথেকে ভালো একটা খাবার বলে আমার কাছে মনে হয়। মানে কম খরচে আরকি ডিম। আর, <clicks tongue> অ ফলমূলের ভিতরে কলা।
হ্যাঁ, জ্বী, হ্যাঁ। হ্যাঁ ক কম খরচে ভাত। এ্যাঁ কম খরচে আপনি যেমন ডিম খেতে পারেন, কলা খেতে পারেন, কাঁচা ছোলা খেতে পারেন। এগুলো কিন্তু আসলে শরীরের জন্য খুবই ভালো।
জি। জ্বি। তো আমি আরকি আ পো <chuckles> হ্যাঁ ভাই। তো আমি আরকি এই যে, কলা খাওয়ার ব্যাপারটা আরকি একটু ইয়ে করছি। মানে প্রতিদিন এ্যাঁ যাই হোক একটা করে কলা খাই। আর ডিমটা অবশ্য প্রতিদিন হয় না। তবে এ্যাঁ প্রতিদিন খাওয়ার চেষ্টা করি আরকি। আর ডেইলি যদি দুইটা করে ডিম খেতে পারি তাহলে এমনিতেই, শরীরে আলাদা রকমের একটা এনার্জি চলে আসে ভাই।
এবং খরচও তুলনামূলকভাবে অনেক কম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
জ্বী। তবে এ্যাঁ ফিট থাকার জন্য তো আসলে
তা আমরা মনে করি হ্যাঁ, সুস্থ থাকতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে, শরীর চর্চা করতে হবে। আর ব্যায়াম করতে, শরীর চর্চা করতে, যদি বিরক্ত লেগে যায় সেক্ষেত্রে, কিন্তু আমরা খেলাধুলা করে সুস্থ থাকতে পারি। যেমন সকালে আমরা, ক্রিকেট খেলতে পারি, ফুটবল খেলতে পারি। আবার হচ্ছে ব্যাডমিন্টন খেলতে পারি। এগুলো যদি আমাদের ভালো না লাগে, আমরা সাইকেল চালাতে পারি, সাঁতার কাটতে পারি। হ্যাঁ।
জ্বী। হ্যাঁ। জ্বি। আ আ হ্যাঁ। হুম। জ্বী। মানে পরিশ্রম। হ্যাঁ। পরিশ্রম, এক কথায় পরিশ্রমটা আসলে অব্যাহত রাখতে হবে। ব্যায়াম করতে যদি আসলে ভালো না লাগে। তো ব্যাডমিন্টন খেলে ওই যে, যে পরিশ্রমের ব্যাপারটা ওইটা ঠিক কর ঠিক রাখতে পারি। তারপরে ক্রিকেট, ফুটবল।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আমরা এগুলো করলে কিন্তু, শারীরিকভাবে, মানসিকভাবে সুস্থ হয়ে যেতে পারবো। আর শারীরিকভাবে সুস্থ যদি আমরা থাকি।
জ্বী।